আচ্ছা শর্ট ভিডিও আমাদের দেখার রুচি কিভাবে বদলিয়েছে?
হুম। দেখেন, এই যে এখন যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম এর মধ্যে ছোট, ছোট, ভিডিও দেখছি। হ্যাঁ? Facebook এর মধ্যে Instagram এ আ Twitter এও দেখা যাচ্ছে এখন কিন্তু শর্টস চলছে। তো এগুলির কারণে কিন্তু দেখা যায় কি আমাদের আসলে আ অ্যাটেনশন স্প্যান টা আমাদের মনোযোগটা এইটা কিন্তু অনেকটাই আসলে কমে গিয়েছে। এখন মানুষ কিন্তু খুব সহজেই তারা <chuckles> মানে অল্প সময়ে সবকিছু করে ফেলতে চায়। হুম হোক এটা মানে ভিডিও দেখার ক্ষেত্রে কিংবা হচ্ছে যে আ পড়ালেখার ক্ষেত্রেই। তারা কিন্তু সবসময় মানে শর্টকাট একটা খুঁজে নিচ্ছে, যে তাড়াতাড়ি কিভাবে জানা যেতে পারে। তো আগে যেমন দেখতেন যে মানুষ কিন্তু আসলে আমার ক্ষেত্রেই যদি বলি, আমি একটানা হয়তোবা কোন একটা এরকম সিনেমা কিংবা ডকুমেন্টারি কিন্তু বসে মনোযোগ দিয়ে দেখতে পারতাম। এখন দেখা যায় যে কোন কিছু এরকম মুভি-টুভি দেখতে গেলেও বারবার কিছুক্ষণ পর, পর, ফোন হাতাচ্ছি হ্যাঁ কিংবা দেখছি কোন মেসেজ এসেছে কিনা? আ উঠে একটু পানি খাচ্ছি কোন কিছু খাবার-দাবার খেয়ে নিচ্ছি। তো ঐ যে আগে যে এরকম আসলে একটানা দেখার একটা প্রবণতা ছিল। এখন কিন্তু আমার মনে হয় কি যে শর্ট এর কারণে আসলে এই জিনিসগুলি এখন ঐ আসলে প্রবণতাটা নেই এখন। খুব সহজেই আমরা বিভ্রান্ত হয়ে যাই।
জি, জি। অবশ্যই। আচ্ছা। আচ্ছা। অবশ্যই, অবশ্যই। জি। জি। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। ও। না, এটা কিন্তু চমৎকার বলেছেন। তো এখানে একটা প্রশ্ন জাগে। সেটা হচ্ছে যে আম অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে যে আ এত লম্বা ভিডিও দেখার অভ্যাসটা তারা একটু কমাতে চাচ্ছে। কারণ অনেক সময়ের অপচয় হয়। আর দ্বিতীয়ত শর্ট দিয়ে নাকি তারা বলতে চাচ্ছে যে সে লম্বা ভিডিওটাকেই তারা খুব সুন্দর করে উপস্থাপন করে নাকি তারা আ শর্ট এ আ উপস্থাপন করে থাকে। তো এইটাতে কি আপনার মনে হয় না যে আ কোন জিনিসের প্রভাব বা মানে আ পরিবর্তনটা যেটা লম্বার থেকে হঠাৎ করে শর্ট এ আসা। তো এটাতে কি কোন প্রভাব ফেলেছে কি?
হুম। হ্যাঁ। জি। হুম, হুম। হ্যাঁ। না, প্রভাব তো অবশ্যই ফেলেছে। আ কিন্তু এই যে এমনটা আসলে দেখবেন যে শর্ট দেখলেও না। হ্যাঁ দেখা যায় যে মানুষ কিন্তু আসলে একটা দেখে যে থেমে যাচ্ছে এমনটা কিন্তু না। হ্যাঁ শর্টস যেগুলি দেখছে যে কিংবা ১ মিনিটের শর্টস ঠিক আছে, এগুলো কিন্তু একটার পর একটা মানুষ আসলে কন্টিনিউয়াসলি স্ক্রল করছে। তো এই যে দেখা যায় একটা শর্টস দেখতে বসলাম, ০.৫ ঘন্টা ১ ঘন্টা কিন্তু পার হয়ে গেলো দেখতে, দেখতে, ঠিক আছে? এগুলির মানে ঐ যে হিসাবও রাখা যাচ্ছে না। কিন্তু এই যেটা বলছিলাম যে আসলে অ্যাটেনশন স্প্যান কমে যাওয়াতে দেখা যাচ্ছে মানুষ কিন্তু কোন কাজে আসলে মনোযোগ দিতে পারছে না। যেমন যে আমার ক্ষেত্রেই বলি যদি ঠিক আছে? আ পড়ালেখা করতে গেলেও কিন্তু দেখা যায় যে খুব সহজেই আ মানে একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে বারবার হয়তো একটু ব্রেক নিয়ে নিয়ে পড়তে হচ্ছে হ্যাঁ। আগে যেরকম একটানা কোনো একটা কাজ আসলে চালিয়ে যেতে পারতাম। এখন একটানা আসলে ঐ যে মনোযোগটা ধরে রাখাটা একটু সহজ হচ্ছে। আর এটা তো আ আপনি মোবাইল ফোন যদি চালান এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনি সবচেয়ে বেশি লক্ষ্য করবেন। হ্যাঁ, যে মানুষ হয়তবা Facebook চালাচ্ছে ২ মিনিট। সাথে, সাথে, আবার চেঞ্জ করে অন্য আরেকটা অ্যাপে যাচ্ছে, অন্য অ্যাপে গিয়ে স্ক্রল করছে। হ্যাঁ? আবার ওটা রেখে আবার Twitter এ যাচ্ছে, Twitter স্ক্রল করছে তো একটা যে সময় নিয়ে দেখা কিংবা একটাতে আসলে একটু ধীর স্থির হয়ে আসলে বসা। ঐ জিনিসটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। কিন্তু এটা কিন্তু আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আ হয়তোবা শর্ট ফর্ম এর কারণে যে শেখার জিনিসটা যেটা হ্যাঁ? এই জিনিসটা হয়তোবা একটু দ্রুত হয়ে গেছে মানুষের।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জি। <chuckles> আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জি। জি, জি। আচ্ছা। আ জি, জি অবশ্যই। ও আচ্ছা তো এখানে তো একটা প্রশ্ন জাগে যে আ আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে, তাহলে কি মানুষের ধৈর্য শক্তিটা কমে গিয়েছে যার কারনে তারা শর্টটা স্বাচ্ছন্দ্য বোধ করছে?
হুম।
কারণ আপনি যেভাবে বললেন যে একটার পর, একটার পর, একটার পর, একটা মানে সব জায়গাতেই উপস্থিত থাকতে যাচ্ছে কিন্তু একটা সংক্ষিপ্ত সময়ের জন্য। তো এটা কি মানে ধৈর্যের কারণে হচ্ছে নাকি?
হ্যাঁ ধৈর্য্য হুম। হ্যাঁ, এই যে ধৈর্যটা ধীরে, ধীরে, আমাদের ব্রেইন কিন্তু আসলে এভাবে wired হয়ে যাচ্ছে। হ্যাঁ? যে আ বারবার এরকম স্ক্রোলিং করতে, করতে, না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আগে যেরকম আমরা আসলে কোনো কিছুর মধ্যে একটা গভীরতা খুঁজতাম। হুম? <smacks lips> এখন কিন্তু এই যে আমাদের ব্রেইন আপনি ৩০ সেকেন্ড পর, পর, আসলে একটা ডোপামিন রাশ করছে। সে নতুন কিছু দেখব, ইন্টারেস্টিং কিছু দেখব। ঠিক আছে? এটা প্রতি ৩০ সেকেন্ড পর, পর, আমাদের আসলে এই জিনিসটা দরকার হচ্ছে। <chuckles> এই শর্টসের কারণে। তো এইজন্যই মানুষ কিন্তু দেখা যাচ্ছে এখন আসলে long-form content যেগুলো আছে, হয়তোবা ৮ মিনিটের ভিডিও, ১০ মিনিটের ভিডিও কনটেন্ট যেগুলি, ঠিক আছে? এগুলির চেয়ে সাধারণত কিন্তু আপনি যেটা বলেছেন, মানুষ হয়তোবা আ তৎক্ষণাৎ যে কিছুক্ষণের মধ্যে আসলে পুরো ব্যাপারটা যাতে আসলে বুঝে যেতে পারি। ঠিক আছে? এ ধরনের ভিডিওগুলি, শর্ট ফর্ম ভিডিওগুলি বেশি দেখছে এজন্য।
আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা! আচ্ছা। জি, জি। আ বুঝতে পেরেছি। আচ্ছা কিন্তু এইখানে একটা ব্যাপার থাকে যে আম আগেরকার যে ভিডিওগুলা ছিল, সেগুলাতে তো দেখা যেত যে আ আ কথার কথা, একটা মানুষ একটা গাড়ির ইঞ্জিন বিল্ড করবে। তো ওইখানে তো দেখা যাচ্ছে খুঁটিনাটি ছোটখাটো যা, যা, দরকার জানার, পুরো বিস্তারিত জানতে পারছি। কিন্তু এই শর্টের মাধ্যমে কি আপনার মনে হচ্ছে না যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আ যেটা জানার অতিরিক্ত দরকার, সেগুলা হারিয়ে যাচ্ছে?
হুম। জি। হুম। না, এটা তো অবশ্যই যে অনেক কিছুই আসলে যেগুলি মানে আ যেগুলি বিস্তারিত ভাবে আসলে জানার প্রয়োজন, হ্যাঁ? যেমন আপনি একটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট এর কথা যদি বলি, ঠিক আছে? এই জিনিসটা হয়তোবা আপনি খুব বিস্তারিতভাবে ৩ ঘন্টা ৪ ঘন্টা লেকচারের মাধ্যমে আপনি বোঝাতে পারেন। এটা আপনি শর্টেও যে যেকোনো কাউকে কিন্তু আসলে বোঝাতে পারেন। একটা ৬০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে পুরো জিনিসটাকে হয়তোবা একটু Summarize করে একটু বোঝানো যায়। তো ওই যে বোঝানোর গভীরতাটা যেটা এখন আপনি যদি আসলে একটা জিনিস একটা ভালো হয়েছে। হ্যাঁ, আপনি শর্ট দেখে আপনার কাছে যদি জিনিসটা ইন্টারেস্টিং মনে হয় তখন কিন্তু আপনি ঐটার ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চাইবেন। আরেকটু খোঁজাখুঁজি করবেন, ঠিক আছে? তো মানুষকে শর্ট টা করে কি শর্টস ভিডিও গুলো কিন্তু আসলে তাদেরকে আ একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ? আপনার বোঝার ক্ষেত্রে। কিংবা আপনি কোনো একটা প্রাথমিক একটা ধারণা হ্যাঁ হ্যাঁ। <laughs> তো পরে সে হুম।
জি, জি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, চমৎকা জি। জি, অবশ্যই। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। মানে প্রাথমিক যে এগ একটা ধাক্কা দরকার। জি, জি, জি। না এটা কিন্তু চমৎকার ভাবে বলেছেন ব্যাপারটা। আসলেও এটা কিন্তু মানে আসলেই চমৎকার ভাবে বলেছেন যে আ শর্টের মাধ্যমে যদি কোনো কিছু পছন্দ হয় তখন তাহ না তা না হলে একটু বিস্তারিত শিখতে গেলাম। তাই তো?
উ হ্যাঁ। একদম। তো এই যে এটা কিন্তু আ দেখা যায় যে আ ছোটখাটো টিউটোরিয়াল যেইগুলা আছে এগুলোর ক্ষেত্র কিন্তু ওইযে আপনি Instagram এর মধ্যে যদি আপনি হয়তোবা Photoshop এর কিছু শিখতে চান, ভিডিও এডিটিং কিছু শিখতে চান, ৬০ সেকেন্ডের মধ্যেও কিন্তু অনেক ইন্টারেস্টিং এরকম ছোটখাটো টিউটোরিয়াল দেয়া থাকে। তারপরে এইটা দেখে হয়তোবা আপনি বিস্তারিত ভাবে আপনি YouTube এ গিয়ে একটা বড় কোনো একটা ভিডিও দেখে আরেকটু শিখতে পারলেন আরকি।
আচ্ছা, আচ তে এট জি। জি। আচ্ছা, আচ্ছা। জি। ও। ও তাহলে তো বুঝা যাচ্ছে যে রুচি বদল যেটা এসেছে, এইটা আসলে নেতিবাচক নয় কা আবার ইতিবাচক ও নয়। আ এইটা মধ্য খানে একটা জায়গা আছে তাই কি?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। না অবশ্যই কিছু এরকম ইতিবাচক দিকও তো আছে, হ্যাঁ? যেমন এই যে শেখার দিকটা, আপনি অনেক, অনেক আ নতুন, নতুন জিনিসের সাথে আপনি পরিচিত হতে পারছেন, ঠিক আছে? আ যেমন এইযে কেউ যদি হয়তোবা এরকম হঠাৎ করে আপনার চোখের সামনে চলে আসলো কোনো একটা historical event, হ্যাঁ? অ্যা যে হয়তোবা যে আ Turkish Ottoman Empire কেমন ছিল, ঠিক আছে? এটার ব্যাপারে হয়তোবা ৬০ সেকেন্ডের রিল দেখলেন। কিংবা এই যে এখন তো প্রতিনিয়ত খবরগুলোও কিন্তু শর্টস এর মাধ্যমে আসলে মানুষজনকে জানানো হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলি, হ্যাঁ? তো এই যে এগুলির মাধ্যমে কিন্তু মানুষজন আসলে অনেকটাই সচেতন হতে পারছে।
আ। একদম, একদম। অবশ্যই, অবশ্যই। ও আচ্ছা। আ জি। একদম, একদম। আ আচ্ছা চমৎকার বলেছেন কিন্তু মানে আপনার চিন্তা ভঙ্গিটা এবং আপনার সাথে আমি কিন্তু একদম সহমত যে, আপনি যেভাবে কথাটাকে উপস্থাপন করলেন। মানে এখন কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে গেলাম যে, আসলে মানুষ শর্টস এর দিকে ঝুঁকছে কেন? আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকে যে, কিছু কনটেন্ট ক্রিয়েটর রা মাঝে, মাঝে, দেখা যাচ্ছে অভিযোগ করে যে, আম তাদেরকে একটু চাপ দিয়ে প্লাটফর্ম নাকি একটু চাপ দিয়ে ওদেরকে শর্টস বানাতে বেশি চাপ দিয়ে থাকে। তো আপনার কি মনে হয় যে, এই কনটেন্ট ক্রিয়েটররা আ যারা আর কি যে যেমনকি YouTube বা Facebook এটা কি ওদের চাপের কোনো একটা প্রতিক্রিয়াতে পড়ে তারা বাধ্যতামূলকভাবে বানাচ্ছে নাকি এটা মানে এটা একটা গুজব?
হুম, হুম। জ্বী। হুম। আ শুধু আসলে চাপের কারণে এমনটা হচ্ছে এমন না। তাদেরকে হয়তো বা কিছু এরকম সুযোগ সুবিধাও দেয়া হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ? আবার দেখা যায় তারাও তো তাদের অডিয়েন্স কি চায় কিংবা অডিয়েন্স আসলে কোন জিনিসটা বেশি দেখছে? এটা তো তারা আসলে বুঝতে পারে, হ্যাঁ। আপনি কিন্তু দেখবেন যে, আসলে আপনার যে, ডেটা যেগুলি দেয়া থাকে কিংবা স্ট্যাটিস্টিকস যেগুলি দেয়া থাকে, হ্যা? এগুলির ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে, অ্যাপসটা আ মানে কোন ভিডিওটা মানুষ বেশি দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে? তো সাধারণত কিন্তু এখন আসলে যেটা দেখা যাচ্ছে আপনি দেখবেন যে, একটা আসলে আ ৮-১০ মিনিটের ভিডিও। ঠিক আছে? এই জিনিসটা আসলে যতটুক মানুষ দেখছে কিংবা যতটুক সময় ধরে দেখছে, এর চেয়ে বেশি কিন্তু দেখা হচ্ছে যে, শর্ট ফর্ম ভিডিও গুলি হ্যা, যে, হয়তোবা ৩০ সেকেন্ডের কোন একটা শর্টস 60 সেকেন্ডের শটস ঠিক আছে? আ এগুলি কিন্তু মানুষ অতিরিক্ত কিংবা অনেক বেশি দেখছে। আর এগুলি সহজেই কিন্তু সবার মধ্যে ছড়িয়েও পড়ছে খুব দ্রুত। ঠিক আছে? কারণ এই দেখতে বেশি সময় আসলে ব্যয় করতে হচ্ছে না। খুব দ্রুত দেখে ফেলতে পারছেন। তো মনে হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর রা আসলে এই জিনিসটা বুঝতে পারে যে, আসলে কোন জিনিসটা তাদের আ নিজেদের দর্শকদের সাথে ক্লিক করছে বেশি। তো ওই হিসাবে হয়তো বা তারা আসলে কনটেন্ট এর দিকেই বেশি ঝুঁকছে এখন।
আচ্ছা। জি, জি। জ্বী, জ্বী অবশ্যই। জ্বি। জ্বি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ৩০ সেকেন্ডে জি। আচ্ছা। জ্বি, জ্বি। আ আচ্ছা, আচ্ছা, না ব্যাপারটা এবার একটু পরিষ্কার হলাম। মানে আসলে অভিযোগ করে আ হতে পারে যে, আ এমন বড় ভিডিও গুলাতে হয়তো ওদের বেশি মুনাফা আসতো বাট শর্ট এ হয়তো একটু কম আসছে। এই কারণে একটু হয়তো অভিযোগ করছে আমার আপনার কথাটা শুনে যেটা মনে হচ্ছে। তো আচ্ছা এইখানে একটা জানার বিষয় ছিল সেটা হচ্ছে যে, এই যে, আপনি একটা কথা উল্লেখ করেছিলেন যে, প্রতি শর্ট দেখার পর ১০ সেকেন্ড পর, পর, ডোপামিন এর একটা রাশ আসে। তো এই যে, ডোপামিন রাশটা তো দেখা যাচ্ছে একটা পর একটা ভিডিও আসছে আর একটা ভিন্ন, ভিন্ন, ভাবে আসছে। মানে এক সিরিয়ালে তো যেটা দেখতে যাচ্ছেন ওইভাবে আসে না। তো এই যে, ডোপামিন এর রাশের যে, ব্যাপারটা এটা যে, উঠানামা করছে এটা কি আ ক্ষতি করছে না মস্তিষ্কের?
হুম, হুম। জ্বী। <chuckles> হ্যাঁ। হুম। জ্বি। হুম। না, না। হ্যাঁ এটা তো কিছুটা ক্ষতি করছে যে আমরা কিন্তু এখন এজন্যই দেখবেন যে আসলে মনোযোগটা হারিয়ে ফেলছি। যে গুরুত্বপূর্ণ কোনো কিছু করতে হলে কিংবা যদি আসলে আও লম্বা কোনো কিছু যদি দেখতে হয় যেমন ঐযে মুভি দেখতে হলে কিন্তু আপনার আসলে অনেকটা সময় একসাথে ব্যয় করতে হচ্ছে। তো মুভির ক্ষেত্রে কিন্তু আসলে <chuckles> আগে যদি এরকম আমরা একটু সময় নিয়ে বা একটু স্থির হয়ে আমরা হয়তোবা মুভি গুলি দেখতাম। এখন সিনেমা হলে গেলেই দেখবেন যে মানুষজন যদি আসলে মুভির মধ্যেই শুরুতেই যদি ইন্টারেস্টিং কিছু যদি না থাকে, ওই flash info টা যদি না দেয়া হয় শুরুতে, হ্যাঁ? তাহলে কিন্তু মানুষজন এই যে বারবার আসলে ফোন হাতে নিয়ে চেক করছে কিংবা মুভি দেখতে হয়তো তারা মজা পাচ্ছে না। তো এই যে একটা মনোযোগের মধ্যে ঘাটতি আসলে হয়েছে এর কারণে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। একদম, একদম। ঠিক। একদম, একদম। জি, জি। এইটা কিন্তু চমৎকার বলেছেন। জি, জি। না তার মানে বোঝা যাচ্ছে যে আসলেও আ এক ধরনের মানে ডোপামিন রাশ দিয়ে আ একটু মানে <chuckles> স্বাচ্ছন্দ্যবোধ করিয়ে মানুষকেই আসলে অভ্যস্ত করা দেওয়া হচ্ছে যে শর্টস দেখো তাহলে সময়ও বেঁচে যাবে আর এবং বাস্তব জীবনেও তো যেটা আপনি বললেন যে ব্যস্ততার কারণে অনেক সময় ঘুচিয়ে ওঠা যায় না। যেমনটি বললেন যে আ মুভি দেখার অন সময়ও অনেক সময় আব ঠিক করে বসে তারপরে দেখতে হয়। তো ঐগুলা থেকে তো ক অনেকটা রকমের দেখা যাচ্ছে উপকারই হচ্ছে অপকার হচ্ছে না। তো চমৎকার বলেছেন ব্যাপারটা। তো আচ্ছা এখানে যদি একটু বলি যে ধরেন আব কিছু, কিছু বে বিষয় থাকে যেমন আ সংস্কৃতি নিয়ে শিক্ষা বা কোনো একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে শিক্ষা। কিন্তু এই জিনিসগুলা কী আপনি মনে করেন যে এগুলা শর্টসে আনাটা উচিত?
হ্যাঁ। <chuckles> আন জি। হুম, হু। জি। হুম। উন জি। আ হ্যাঁ। অবশ্যই এগুলি তো আনা তো উচিত। শর্ট এ আসলে দেখা যায় কি? যারা হয়তো এগুলির ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না কিংবা যারা এগুলির ব্যাপারে যাদের কোনো ধারণা ছিল না আগে, হ্যাঁ? তারা যখন এইরকম দেখবেন যে তাড়াতাড়ি করে এই ভিডিও একটা দেখে নিচ্ছে। আমার ক্ষেত্রেই যদি বলি। আমি কিন্তু এরকম অনেক বিষয় আসলে জানতে পারছি শর্টস এর মাধ্যমে, হ্যাঁ? <scoffs> যে আসলে আ অনেক ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অনেক trivial অনেক কিছুই কিন্তু আসলে দেয়া হয়ে থাকে। তারপর এটাতে যখন আসলে একটু বেশি আকর্ষিত মনে হয়েছে আমার কাছে, তখন এই জিনিসটা কিন্তু আমি অন্য জায়গায় আরো খুঁজে নিয়েছি, ঠিক আছে? এমন অনেক historical জিনিস, অনেক এরকম খবর, হ্যাঁ? আ যেমন এইযে এখন কি হচ্ছে না হচ্ছে রিসেন্ট ইভেন্ট গুলি। এগুলি হয়তো বা যে শর্ট ফর্ম ভিডিও'র মধ্যে দেখছি, তারপর জানার আগ্রহ থেকে কিন্তু আমি নিজে, নিজে খুঁজে বের করে আরেকটু বড় ফর্ম এর কোনো একটা কনটেন্ট আমি দেখে নিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু অনেক কিছু আসলে জানা হয়। তো আমি মনে করি যে <chuckles> স্পেশাল হচ্ছে যারা হয়তোবা জানতে এতটা আগ্রহী না, হুম? কিংবা যাদের হয়তোবা জানার ওই মাধ্যমটা কম, হ্যাঁ? তাদের জন্য তারা যখন এরকম short form content এর মধ্যে হয়তো বা এরকম ইন্টারেস্টিং কিছু দেখে, এগুলির মাধ্যমে কিন্তু তাদের মধ্যে ওই জানার একটা আগ্রহ কিন্তু তৈরি হয় ধীরে, ধীরে।
ও আচ্ছা। চমৎকার! অবশ্যই, অবশ্যই। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি। একদম, একদম। ঠিক বলেছেন বিষয়টা। আর এখানে এইটার সাথে একটা প্রশ্ন সংযুক্ত করতে তাই চাই সেটা হচ্ছে যে আ দেখা যাচ্ছে গানের ক্ষেত্রে, হ্যাঁ? তো অনেকে বাংলাদেশের বিশেষ করে প্রেক্ষাপটে আম গান তারপরে রান্না, তারপরে দেখা যাচ্ছে গল্প বানানোর যে ধরন, এগুলাতে অনেকেই অভিযোগ করছে যে এই শর্টসের কারণে তারা যে প্রকৃতভাবে জিনিসটা শিখাতে চাচ্ছে। এবং গান যারা গাচ্ছে তারাও ওবে এরকম অভিযোগ করে থাকে যে এই শর্টস এর কারণে তাদের গানটা পুরোপুরি শুনা হয় না। ওই সংক্ষিপ্ত যে শর্টস টা আছে, অতটুকই মানুষ অনুভব করে, অতটুকই বারবার শুনে। তা আপনার কাছে কি মনে হচ্ছে না এইটার জন্য একটু প্রভাবিত হচ্ছে গানের সেক্টর টা বলেন বা রান্নার সেক্টর টা বলেন?
হুম। জি। হুম। জি। <chuckles> হ্যাঁ। হুম, অবশ্যই। এটা তো কিছুটা প্রভাবিত হচ্ছেই, হ্যাঁ? কারণ আপনি এইযে ৬০ সেকেন্ড কিংবা ৩০ সেকেন্ডের মধ্যে কিন্তু শুধু আসলে সারমর্মটা পাচ্ছেন, হ্যাঁ? পুরোপুরি যে ইনজয় করার বিষয়টা, এইটা কিন্তু পাচ্ছে না। এর পাশাপাশি কিন্তু এটাও আসলে বলতে হয় যে এমন অনেক গান আছে যেগুলি হয়তোবা আপনি কখনো শুনতেনও না কিংবা কখনো হয়তোবা আপনার চোখের সামনে ভেসেও আসতো না জিনিসগুলি, হ্যাঁ? এই ধরনের গানও কিন্তু শর্টস এর মাধ্যমে হয়তোবা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে, হ্যাঁ? কারণ এইযে মানুষজন রিলস এর মধ্যে এই গানগুলি ব্যবহার করছে। একজনের দেখাদেখি আরেকজন শুনছে, হাজার মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। তো অনেক এরকম গান আছে যেগুলি কিন্তু আসলে শর্টস এর মাধ্যমে হয়তোবা popularity পেয়েছে। তো এই যে ভালো খারাপ দোনো দিকই আছে। শর্ট টা আসলে হয় কি? মানে এটা আসলে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের introduction হ্যাঁ? এইগুলি দিয়ে অনেক এরকম আ ছোটখাটো আর্টিস্ট আছে যারা হয়তোবা এরকম একটু তারা আ সম্মান পাচ্ছে, recognition পাচ্ছে, হ্যাঁ? এমন অনেকে আছে যারা হয়তোবা এই যে যেটা বললেন tutorial এ আ এই যে খাবার-দাবারের কথা, যে হয়তোবা 60 সেকেন্ডের মধ্যে DIY টিউটোরিয়াল যেগুলি আছে, হ্যাঁ? ঘরে বসে হয়তোবা ছোটখাটো এরকম টিউটোরিয়াল বানিয়ে নি আ দেখে নিতে পারছে। রান্না করার, কিভাবে রান্না করতে হয় না করতে হয়। আবার অনেকে এরকম অনেক কিছু শিখতে পারছে এর মাধ্যমে, হ্যাঁ? ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে ইন্টারেস্টিং কিছু trivia তারা জানতে পারছে। তো মানে হ্যাঁ লাভক্ষতি দোনোটাই তো অবশ্যই আছে। তো যেমন অইযে যেটা বললাম যে মনোযোগের একটা ঘাটতি করে দিচ্ছে শর্টস। পাশাপাশি কিন্তু মানে শেখাটাও হচ্ছে মানুষের কিছু না কিছুর মাধ্যমে।
একদম, একদম। জী। আচ্ছা, আচ্ছা, জ্বি। আ আচ্ছা। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। জ্বি, জ্বি, রান্নাবান্না জি। জ্বি। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আ আপনি কিন্তু বেশ চমৎকার করে বললেন। বিশেষ করে আ ইতিবাচক দিকটা বেশিই তো বোঝা যাচ্ছে আপনার কথা শুনে, নেতিবাচকের চেয়ে। কারণ হচ্ছে এক তো সময় বাঁচাচ্ছে, দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে, এই শর্টসের মাধ্যমে আরো গভীর যে আ তথ্য সংগ্রহ করার যে ব্যাপারটা, সেটাও আরো আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। তো আসলো মানুষ যেভাবে জিনিসটাকে বলে, আসলে ব্যাপারটা ওইরকম নয়। তো আপনার সাথে আসলে কথা বলতে পেরে কিন্তু অনেকগুলা জ্ঞান অর্জন করতে পারলাম এবং আড্ডাটা কিন্তু বেশ চমৎকার লেগেছে। তা আপনাকে কিন্তু অনেক, অনেক ধন্যবাদ। এত সুন্দর, সুন্দর কথাগুলো বলার জন্য। আপনি ভালো থাকবেন।
হু। জি। <chuckles> হ্যাঁ, আপনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো। <chuckles> যে আসলে অ্যা নিজের এক্সপেরিয়েন্সের কথাই শেয়ার করলাম যে, আসলে কিভাবে এরকম আগে আসলে মুভি দেখতে গেলে এত বেশি বিরক্ত হয়ে যেতাম না, এখন দেখা যাচ্ছে যে এরকম মানে attention span কমে যাওয়াতে একটু বিরক্ত হয়ে যাচ্ছি, তো এটা কিন্তু শর্ট দেখার কারণে আসলে হচ্ছে। উম পাশাপাশি যেটা বললাম যে, আসলে শর্টের মাধ্যমেও কিন্তু আসলে অনেক কিছু শেখাও হচ্ছে, হ্যাঁ, যে বিভিন্ন ধরণের ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারছি। তা আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আশা করি আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
একদম, একদম।